হুম, দেখুন আসলে এই ক্ষেত্রে মানে আমরা কিন্তু একজন ব্যক্তিকে বিশ্বাস করার আগে তার সাথে কিন্তু আ বেশ কিছুদিন অনেক চমৎকার একটা কথোপকথন কিন্তু হয় হ্যাঁ। দেখা গেল যে অ্যা কোনো একজন বো ব্যক্তির সাথে কিন্তু বেশ বন্ধুত্বপূর্ণ আলাপ-আলোচনা হওয়া হ্যাঁ, নিয়মিত এক ব্যক্তি আরেক ব্যক্তির খোঁজখবর নেয়া হ্যাঁ, তো এইরকম কিছু মানে আচার-আচরণ যখন হয় তারপরে হয়তো গিয়ে মানুষ হয়তো আ তার জীবনের হ হয়তো কোনো গোপন কথা হয়তো অপর পক্ষকে হয়তো শেয়ার করে হ্যাঁ। হ্যাঁ, তো ম সেই ক্ষেত্রে আমারও কিন্তু এরকম হয়েছে যে আমি আমার মেন্টরের সাথে অনেকদিন যাবৎ কথাবার্তা বলার পরে, অনেকে খেয়াল করার পরে যে আসলে উনি এতটা মানে অ্যা চমৎকার মানুষ। উনি সবার সাথে এত চমৎকারভাবে মেশেন সবার সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন। তো এই আচার-আচরণগুলা দেখার পরে কিন্তু আ উনার ব্যাপারে কিন্তু আমার একটা বিশ্বাস তৈরি হয়। হ্যাঁ, এবং আ জ যখন দেখছি যে আমার ব্যাপারে উনার একটা সহানুভূতি আছে, হ্যাঁ, একদমই তাই। আ তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে ১ দিন কথা বলতে, বলতে অ্যাম আ দেখা গেছে যে উনি আমাকে জিজ্ঞেস করেন, "কি ব্যাপার আ জীবনে কোনো প্রেম-ট্রেম করেছেন কিনা?" হ্যাঁ, তো আমি আসলে এন ওনাকে তখন কিন্তু যেহেতু ওই যে যেটা বললাম, যে উনার প্রতি কিন্তু আমার একটা বিশ্বাস কিন্তু অর্জন হয়ে গেছে হ্যাঁ। আ তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ওনাকে আসলে বললাম, হ্যাঁ যে আমার একটা গোপন কথা যে, "হ্যাঁ ভাই, আমি তো ওরকম হয়েছে। তবে একদম অল্প বয়সী প্রেম করেছিলাম হ্যাঁ, যেটা আবার টেকেওনি।" হ্যাঁ। তো ওই ঘটনাগুলো তাকে খুলে বললাম। তো এবং পরবর্তীতে একটা জিনিস লক্ষ্যও করলাম। যে আসলে উনি কিন্তু এই যে আমার গোপন কথাগুলো কিন্তু বেশ মারাত্মকভাবেই কিন্তু নিজের ভেতরে রেখেছেন। অনেকে আছে না আ মানে পেট পাতলা বলে ফেলে হ্যাঁ তো উনার মধ্যে কিন্তু এরকম কোনো বিষয়ই ছিল না। <chuckles>
হ্যাঁ। আচ্ছা। অপর পক্ষকে বলে, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। তৈরি হয়। হ্যাঁ এটা, স্বাভাবিক। <chuckles> আচ্ছা, আচ্ছা। বিশ্বাসের একটা জায়গা তৈরি হয়েছে অবশ্যই। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। এটাই কিন্তু আসলে। হ্যাঁ, হ্যাঁ, এটাই কিন্তু আসলে সবচাইতে বড় একটা বিষয়। কারণ আ বিশ্বস্ত না হলে কিন্তু ভীষণ ধরনের সমস্যা তৈরি হত। যেমনটা আসলে আপনি আপনার আ অনেক পার্সোনাল কথাগুলো আসলে তার সাথে শেয়ার করছিলেন। সেটা যদি আসলে আপনার ওই যে যে আ কর্মক্ষেত্রে এখানে যদি আসলে দেখা যেত যে পাবলিশড হয়ে যেত তখন কিন্তু আ কিন্তু একটা মানে বিভ্রান্তকর পরিস্থিতি আসলে আপনাকে পড়তে হত। এটা কিন্তু আসলে সত্যি। তো এই যে যে বিষয়গুলো এগুলো তো আসলেই ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় একজন মানুষের সাথে আ ভালো একটা সম্পর্ক তৈরি করতে এবং মেন্টরিং এর বিষয়টাতে কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলে। আ তো আসলে এরকম কি কখনো আসলে ঘটেছিল যে অ্যা আপনার এবং আপনার মেন্টর এর সাথে কোনো একটা ভুল বোঝাবুঝি এটা তো আসলে স্বাভাবিক হতেই পারে যে কোনো একটা বিষয় নিয়ে হয়তোবা তিনি একরকম ভাবে বলেছেন আপনি একটুখানি অন্যরকম ভাবে নিয়েছেন বিষয়টাকে। তো এরকমভাবে কি কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল এবং পরবর্তীতে সেটা হয়তোবা আবার মিটেও গিয়েছে। তো এরকম কোনো ভুল বোঝাবুঝি কি হয়েছিল যেটাতে আপনাদের সমস্যা মানে আপনার সম্পর্কটা আ একটু মানে ক্ষণিকের জন্য হলেও একটুখানি উম মানে এলোমেলো হওয়ার পথে গিয়েছিল?
একদমই ঠিক। হুম, একদমই তাই।

হুম, আসলে দেখুন ওনার সাথে আমার বলা যায় যে, একদম বেশিরভাগ দিনই আসলে বেশ ভালোই যায়। তবে ১ বার আমার একটা ভুল আচরণের কারণে উনি একটু আসলে মানে উম কি বলব? যে একটু বিরক্ত হয়েছেন। সেটা হচ্ছে হলো যে, অ্যা দেখা গেছে যে উনি আমাকে একটা কাজ করতে বলেছেন। হুম? এবং সেই কাজটা আমি আসলে সময়মত তো করতে পারিনি, সেটা ভিন্ন কথা। এবং আর আ আরেকটা সবচেয়ে মানে, এ ব্যাপার ছিল যে, সেই কাজের যখন কাজের একটা নির্ধারিত সময়, সেইটা শেষ হওয়ার পরে আমি তার কাছে যাই। এবং বলি যে, "ভাই আমি এই কাজটা করতে পারিনি।" হ্যাঁ? অ তো সেই ক্ষেত্রে উনি একটু মানে অ্যা মন খারাপও করেন। এবং আ বেশ বিরক্তও হন যে আসলে, এইকা উনি এবং উনি আমাকে বুঝিয়ে বলেন। তবে ঐদিন আসলে একটা জিনিস লক্ষ্য করলাম যে, এত বিরক্তির পরও যে ওনার যে ধৈর্যশীল একটা ব্যাপার। হ্যাঁ? অ্যা যে উনি আসলে বেশ ধৈর্য ধরে, আমাকে কিন্তু চাইলেই পারতেন যে একটু অ্যা ঝাড়ি-টাড়ি দিয়ে একদম ইয়া করে দিতে। হ্যাঁ? ম যেহেতু হ্যাঁ, একদমই ঠিক। উনি আমার বস, আমার মেন্টর হ্যাঁ? এবং অ্যা সম্পর্কও কিন্তু মানে অনেক মানে, ভাই-ব্রাদার টাইপের সম্পর্ক, বেশ চমৎকার! তো উনি চাইলে পারতেন যে ঠিক আছে একটু মানে, ছোট ভাইদের একটু শাসন করে না? ঐরকম। ঐরকম ভাবে কিন্তু কোন কথা উনি আমাকে বলেননি। উনি আমাকে বললেন যে, "দেখেন উম এই জিনিসটা আসলে এইরকমভাবে হওয়া উচিত। হতেই পারে যে, সমস্যা হতে পারে যে আপনি হয়তো পারছেন না। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে কিন্তু সময় থাকতেই কিন্তু জানানো উচিত। হ্যাঁ? কারণ, আপনি একদম <chuckles> ডেডলাইন পার করে জানালে তো হয় না।" <chuckles>
বাহ! কষ্ট পেয়েছিলেন। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। ও হো! <chuckles> হুম। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। একটুখানি আপনার সাথে সম্পর্কটা একটু অন্যরকম হয়ে যেতে পারতো, সেই কারণে। হুম। বুঝতে পেরেছি। বাহ! হ্যাঁ। এটা কিন্তু আসলে সত্যি, আপনি দারুন বললেন। এবং খুব সুন্দর একটা হয় না। হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু সুন্দর একটা অভিজ্ঞতা। কারণ, এরকম একজন মানুষ কিন্তু আ সকলেরই কাম্য। কারণ, মেন্টর হিসেবে এরকম একজন মানুষ পেলে কিন্তু, আর কিছুই আসলে প্রয়োজন হয় না। কারণ, এত সুন্দর করে ভুলগুলো থেকেও আসলে, অ্যা ভুলগুলোকে এরকম এত সুন্দর করে বুঝিয়ে, সুন্দর করে বলার ব্যাপারটা এটা, কিন্তু আসলে সবার ভেতরে থাকে না। তো এই যে, যে একটা সুন্দর গুনাবলি, এই যে, যে একটা সুন্দর গুনাগুণ আসলে মেন্টর এর থাকতে হয়। এই গুণগুলো আসলে আ না দেখে কিন্তু, একটা মানুষকে মেন্টর তৈরি করলে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আ সমস্যা বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে আপনি আসলে কি বলবেন? যদি এরকম একজন আ মেন্টর-এর আসলে আ মেন্টর কাউকে বানানোর ক্ষেত্রে। এবং দেখা যাচ্ছে যে, মেন্টর হওয়ার পরবর্তী সময় তার সাথে বিশ্বাস এবং তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার জন্য আসলে, কী, কী পদক্ষেপগুলো নেয়া উচিত? এবং কি, কি বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত বলে আপনি মনে করছেন?
একদমই সঠিক। ঠিকই বলেছেন।